দিনটা বেশ কর্মঠ ছিল এবং ভালোই গেল। এবং তবে কর্মঠ একটা জিনিস ভাবলাম, যে কর্মঠ দিন থাকলেও যতই মনের মধ্যে একটা মন ভার হয়ে থাকুক, যতই যতই যা লাগুক, আসলে একটা ভালো যদি ভালো সম্পর্ক থাকে একটা মানুষের সঙ্গে। সেটা বান্ধবী হোক বা বন্ধু হোক বা যেই হোক বাবা-মা, সবক্ষেত্রে কিন্তু ভালো সম্পর্ক কিন্তু মানসিক সুস্থতা বয়ে আন আনতে পারে। তাই না?
হু। হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, একদমই। আ আসলে
তো হুম, বলেন। জি, জি।
আমি একদমই আপনার সাথে একমত হবো। যে এই যে ভালো সম্পর্কগুলা আমাদের মানসিক যে সুস্থতা রয়েছে, এতে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব আ পালন করে থাকে, তাই না? আপনি কি মনে করেন এ বিষয়ে?
জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমিও তাই মনে করি আসলে। বা মা ভালো সম্পর্ক থাকলে আসলে মানসিক সুস্থতাটা আসলে বজায় থাকে। কারণ দেখুন, আপনি মনে করুন সারাদিন সারাদিন আ কর্মক্ষেত্রে গেলেন, দপ্তরে গেলেন এবং কাজকর্ম করে বা বাড়িতে ফিরলেন, হ্যাঁ? এবং আপনার দিনটা বেশ মনে করেন খারাপই গেল, ধরলাম খারাপই গেছে। আপনার বস আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, এমন হতেই পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাসায় এসে যদি আপনার বউ আপনাকে এসে মনে করেন, আপনার সাথে যদি কথা না বলে, যদি আম সে তার রুমেই তার মতো করে থাকে। তখন কিন্তু আপনার একটা খারাপ লাগবেই যে না আমার কেউ থা থেকেও কিন্তু আমার নেই আসলে। আমি কারো সাথে আমার সমস্যা নিয়ে কিন্তু আমি আসলে আলোচনা করতে পারছি না, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম মনে করতে পারে, হ্যাঁ।
হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা, এ একদম। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। <chuckles> আচ্ছা, হ্যাঁ। আমার মনে হয় কি? এইযে এই ধরনের সমস্যায় যে আপনি রয়েছেন, আমার কিন্তু দেখা যায় এই ধরনের সমস্যা নেই। তো আসলে আমি মনে করি এই ধরণের সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার ক্ষেত্রে, আমাদের এই যে বলুন wife বলুন বা এই যে বন্ধু-বান্ধব যারা রয়েছে, সবার সাথেই বোধহয় ভালো সম্পর্কটা রাখা সবথেকে বেশি জরুরি। কেনো? দেখা যায় আমরা কিন্তু মানুষ এবং মানুষ কিন্তু একা আসলে বেঁচে থাকতে পারে না। তাদের কিন্তু দিনশেষে সেই বন্ধু-বান্ধব বা পরিবার কিন্তু প্রয়োজন হয়, তাই না?
হুম।